আচ্ছা, আচ্ছা। হুম, এটা ভালো করেছেন আপনি। তো আপনার সাথে আসলে এই ব্যাপারে কথা বলতে পেরে অনেক কিছুই আ জানতে পারলাম, শেয়ার করতে পারলাম। আপনার মতামতও জানতে পারলাম। আর ও কোনটা ভুল, কোনটা ঠিক, কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপার গুলোও জানা গেলো। বেশ ধন্যবাদ আপনাকে। অনেক কথা শেয়ার করেছেন আপনি। অনেক আ সময় ধরে আ কথা শুনেছেন, কথা শেয়ারও করেছেন।
জী, আসলে আপনার সাথে কথা বলেও ভালো লেগেছে বিশেষ করে ভুয়া খবর ছড়ানো। এটা কিন্তু একটা সমাজের জন্য একটা মানে খুবই ক্ষতিকর একটা জিনিস। তো সেক্ষেত্রে আমি মনে করি সবাইকেই সচেতন হতে হবে এবং যার, যার জায়গা থেকে আসলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তাহলেই হয়তোবা ভালো হবে। কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
হুম। জ্বী। হুম। টিক আপনাকেও ধন্যবাদ।